একদম, একদম এবং এর পাশাপাশি আ এটাকে কিন্তু শুধু নিজের ঝুঁকি না, এই যে আশেপাশে মানুষজনের যাদের সাথে চলাফেরা হচ্ছে তাদের জন্যও কিন্তু একটু ঝুঁকি হয়ে যাচ্ছে, ঠিক না? যেমন হচ্ছে গিয়ে যে কেউ হয়তো দেখা গেল যে
হুম। কেমন?
ই নিজের একটু গোপনীয়তার বেশি পছন্দ বা হচ্ছে গিয়ে যে সে আ স সহজে ওই ক্যামেরার সামনে আসে না বা হচ্ছে গিয়ে সে ঐরকম একটা পোস্টিং করে না, হ্যাঁ? একটু গোপন থাকতে পছন্দ করে। কিন্তু দেখা যাচ্ছে যে, আমার কারণে বা আ আরেকজনার কারণে সে হয়তো এগুলো আ তাকে দেখা যাচ্ছে বা এর ফলে যেটা হচ্ছে গিয়ে আ যেমন আ আমার একটা মানে পরিচিত ১ জন আছে আ যে হচ্ছে মানে একটা ফ্রেন্ডই বলা যায়। তো উনি অনেক মানে গোপনভাবে থাকার উনার একটু মানে ভালো লাগে সে একটু মানে introverted টাইপেরও। তো, কী হয়েছে? একবার এরকম আ মানে সবাই মিলে ঘুরতে গিয়েছে। এখন introverted মানুষজনের কিন্তু ঘুরতে যাওয়াটা তাদের কাছে মানে অনেক অ দুশ্চিন্তা কাজ করতে থাকে তাদের মাথার ভেতরে, হ্যাঁ? যে কীভাবে করবে না করবে? তো দেখা যায় যে তারই ফ্রেন্ড এরকমভাবে তার এরকম অনেক ছবি পোস্ট করেছে বা হচ্ছে গিয়ে অনে ওই ব্লগিং এর ভিতরে ছিল। তো এর ফলে হয়েছে কী? যে মানুষজন ওই তার ওই ছবি দেখে বা কোন ট্যাগ দিয়েছে সেটা থেকে খুঁজে তাকে বের করে তারপরে তাকে প্রায়ই আ হচ্ছে গিয়ে কিছু আ মানে বিভ্রান্তিকর টেক্সট মেসেজ বা হচ্ছে গিয়ে এরকম আপত্তিকর জিনিসপত্র করত।
আচ্ছা, মানে একটু গোপন থাকতে পছন্দ করে যারা। উম আচ্ছা। উম আচ্ছা, হুম। আচ্ছা অর্থাৎ অনাকাঙ্ক্ষিত মানুষজন তাকে তখন খুঁজে পেয়েছে শুধুমাত্র আসলে কিছু ছবিতে থাকার জন্য এবং যারা আসলে চেষ্টা করে তারা তো এখন তাকে আ খুঁজে পাচ্ছে বা তার সঙ্গে যোগাযোগ করতে পারছে যেগুলো আসলে বেশ অনাকাঙ্ক্ষিত।
হ্যাঁ। জি।